দেখুন, আসলে বন্ধুত্ব তো একটা অন্যরকম বিষয়। বন্ধু রাখা উচিত সবাইকেই কিন্তু আবার দেখা যাচ্ছে যে আসলে ক্ষতি চায় একদম আ মানে উৎসাহ দিতে না চাওয়ার বিষয়টা সমস্যা নেই বা প্রতিযোগী ভাবুক আ প্রতিদ্বন্দ্বী ভাবুক তাতেও সমস্যা নেই কিন্তু দেখা যাচ্ছে, ক্ষতি না চাইলেই হল। কারণ প্রতিদ্বন্দ্বী <inhales> হ্যাঁ ফু প্রবলেম হ্যাঁ। প্রতিদ্বন্দ্বী যদি হয় তাহলে তো ভালো হয়। পড়াশোনার প্রতি একটা আলাদা রকম একটা প্রতিযোগিতা তৈরি হয়। এতে করে দুজনেরই আ রেসাল্টটা আসলে বেশি ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে পড়াশোনার মানটাও অনেক বেশি বেড়ে যায়। হ্যাঁ। তো দেখা যাচ্ছে যে, প্রতিদ্বন্দ্বী হওয়া ভালো। কিন্তু দেখা যাচ্ছে যে, ওই যে আপনার যেটা বলছিলাম যে, এ হয়তোবা ওয় হ্যাঁ, হ্যাঁ, ক্ষতি চাওয়া হ্যাঁ এ এগুলো আসলে ঠিক না।
ক্ষতি চায়, হ্যাঁ ক্ষতি চাইলে প্রবলেম। এটা, এটা, ঠিক বলেছেন। ক্ষতি চাওয়া। ক্ষতি চাইলে প্রবলেম। জি, জি। বুঝতে পেরেছি। ক্ষতি চাওয়াটা কারণ দেখা যায় তখন তো ঘরের শত্রু বিভীষণ হয়ে গেল। তাই না? যেহেতু বন্ধুরা তো সবকিছু জানে। সেক্ষেত্রে বন্ধুরা ক্ষতি চাইলে তো বিপদ হয়ে যাবে। সুন্দর বলেছেন আপনি। তো আ সেক্ষেত্রে মানে আ আপনার আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য মানে আর কি কোন কিছু করে থাকেন? মানে কারোর মোটিভেশনাল কোন বক্তব্য শোনা বা সফল মানুষদের জীবনী অনেকেই
হু, হু, হু। হুম। অবশ্যই, অবশ্যই। হু, হু। হুম। হ্যাঁ এটাও আসলে করে থাকি। কারণ দেখা গিয়েছে যে আত্মবিশ্বাস ফেরানোর জন্য বিভিন্ন ধরনের উপায় আসলে অবলম্বন করি। তার ভেতরে এইযে যে, আ সক মানে ভালো মানুষ সফল মানুষের যে আ জীবনী এগুলো বেশ কাজে দেয়। কারণ তাদের ব্যর্থতার গল্পগুলো শুনলে কিন্তু, সেখান থেকে তারা কিভাবে আসলে নিজেদেরকে ঘুরে দাঁড় করিয়েছে। এই ব্যাপারগুলো স সফল হয়েছে। এটা শুনলে কিন্তু আত্মবিশ্বাস এমনিতে এ ভিতরে খানিকটা বেড়ে যায়। এবং দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ভিডিওর মাধ্যমেও দেখা যায় যে, অনেক ধরনের motivational speaker দের কথা শোনা যায়। তো সেগুলো অনেক সময় শুনে থাকি। তো তারপরে কিন্তু বেশ ভালো লাগ
জি, জি। সফল করেছে। জি, জি, জি। আত্মবিশ্বাস ফিরে ওঠে। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। জি, জি। সুন্দর বলেছেন। না এটা খুবই সুন্দর কথা। বিশেষ করে আপনি যেমনটা বলছিলেন যে মানে বন্ধু-বান্ধব যারা আসলে ক্ষতি চায় প্রতিযোগিতা করাটা ভালো। এতে করে নিজেদের মধ্যে একটা মানে আগ্রহ এবং জেতার একটা <chuckles> মানে জেদ তৈরি হবে। এটা সুন্দর বলেছেন। তবে আরেকটা কথা বললেন যে, যে, বন্ধুরা মানে ক্ষতি করতে চায় তাদেরকে বন্ধু না মানাই ভালো। আর একটা ব্যাপার আপনি বললেন যে, মানে যখন কোন একটা সমস্যা আসে তখন আপনি পরিবারের সাথে শেয়ার করেন বিষয়টা। এটাও কিন্তু সুন্দর গুণ পরিবারকে যেকোন ব্যাপারে অবহিত করা হুম? তো সব মিলিয়ে খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালো থাকবেন আপনি, আপনার জন্য অনেক, অনেক, শুভ কামনা রইলো।
হু, হু। হু, হু। হুম। ভালো। হ্যাঁ অবশ্যই। হু।

বুঝতে পেরেছি। তার মানে হলো যে, এই জিনিসগুলো হলো পরিস্থিতির আলোকে বিচার করতে হবে, তাই না? বন্ধু-বান্ধবরা যে, ধরনের আসলে কথা বলবে হুম, বুঝতে পেরেছি, সুন্দর বলেছেন। তো আরেকটা ব্যাপার যে, বন্ধু-বান্ধবরা যেমনটা আপনি বলছিলেন যে, তারা যেমনটা মানে অনুৎসাহিত করে, আবার কখনো, কখনো কিন্তু বন্ধু-বান্ধবরা কিন্তু উৎসাহ দেয়। হ্যাঁ? দেখা যায় যে, আ অনেক ক্ষেত্রে দেখা যায় তারা উৎসাহ দিয়ে, দিয়ে মনোবল ভেঙে গেলে, এটাকে তারা মানে আ কাটিয়ে ওঠে। আপনার জীবনে এমন একটা ঘটনার কথা যদি বলতেন যে, যখন আপনি কোনো কারণে উৎসাহ হারিয়ে ফেলেছিলেন, কিন্তু আপনার বন্ধু বা আপনার যে, মানে বাবা যারা শুভাকাঙ্খী, তারা আপনাকে পরামর্শ দিয়ে, আপনার মনোবলটাকে জাগিয়ে তুলেছে? এমন কোন ঘটনার কথা
হ্যাঁ, একদম ঠিক বলেছেন। হুম, বলুন? অবশ্যই। হুম। হুম। দেখুন এরকম, এরকম আ অনেক ঘটনাই আছে যেগুলোতে আসলে বন্ধু-বান্ধব ভীষণভাবে আসলে, আ মানসিকভাবে একটা সাপোর্ট দিয়েছে এবং উৎসাহ জাগিয়েছে। আ আত্মবিশ্বাসটাকে আসলে আ ধরে রাখতে সাহায্য করেছে। তো তেমনটা যদি আসলে বলতে যাই। আ তো একবার এরকম হয়েছিল যে, আমার একটা চাকরির পরীক্ষা আ দিতে যাবো, প্রথমবার সেটা। তো সেই সময়টাতে আমি মন মানে মনোবল আমার অতটাও মানে স্ট্রং ছিল না। কখনো দেইনি। তো একটা উম আত্মবিশ্বাসের ঘাটতি আসলে সেখানে ছিল। তো সেটা দিতে গিয়ে আসলে আমার বন্ধু আমার সাথে ছিল। আ সে আ অনেকগুলো পরীক্ষা এরকম দিয়েছে। তো তার পরবর্তীতে, আ সে যখন বুঝতে পারলো যে, আমার এরকম আত্মবিশ্বাসে, আ একটা
সাপোর্ট দিয়েছে জি, জি। হুম। জি, জি। জি, জি, জি। মানে আপনার বন্ধুর একটা অভিজ্ঞতা আগে থেকে ছিল এই ব্যাপারে, তাই না?
আগে থেকেই ছিল। হ্যাঁ, হ্যাঁ। তো সে যখন আসলে বুঝতে পারলো যে, আমার এরকম ধরনের সমস্যা হচ্ছে বা এই বিষয়গুলো আসলে আমি আ মানে হ্যাঁ, হ্যাঁ, ভয় পাচ্ছিল। তখন আ সে আমাকে বে ভালো করে, সুন্দর করে বুঝিয়ে বলল। আ এবং দেখা যাচ্ছে যে, ওই, ওই ব্যাপারটাতে আত্মবিশ্বাস আনার জন্য কিন্তু দেখা যাচ্ছে, সে যথেষ্ট পরিমাণে আমাকে অ্যা মানসিক দিক থেকে, আ আসলে সাপোর্ট দিয়েছে এবং আমার সবসময় সাথে থেকেছে।
আচ্ছা। মানে আপনি ভয় পাচ্ছেন। সাপোর্ট করেছে, জি। মানে আপনি যেহেতু ভয়ে ছিলেন, সেক্ষেত্রে আপনার মধ্যে একটা মানে সাহস জাগিয়ে তুলেছে তিনি তাই না?
হুম, হুম, হুম, ঠিক বলেছেন।

দেখুন, এটা আসলে বোঝাই যায়। কারণ আ কখনো, কখনো এরকম হয় যে কোন একটা কাজ হয়তোবা আমি করছি আমার পছন্দের কাজ হোক বা দায়িত্ব আ রত কোন কাজই হোক না কেন। আ করতে গিয়ে দেখা যাচ্ছে যে ভুল হওয়াটা কিন্তু একদমই স্বাভাবিক। আ মানুষের ভুল হ্যাঁ। তো বিভিন্ন কারণে ভুলটা হতে পারে। দেখা যাচ্ছে যে হয়তোবা উম আ যেকোনো কারণে আমার নিজের কা কোনো কারণও থাকতে পারে বা ও পারিপার্শ্বিক কোন ব্যাপার থাকতে পারে। শো সেখানে ভুল হলে কি হয় সাধারণত? আ ভুল হলে অনেক সময় আত্মবিশ্বাসটা খানিকটা কমে যায়। আ তা তারপরে আবার দেখা যাচ্ছে কোন জায়গায় হয়তোবা একেবারে ব্যর্থ হলে সেখানেও খানিকটা আত্মবিশ্বাসটা ঘাটতি চলে আসে। উ আবার ধরুন কোন একটা অ্যা কিছু আসলে সমালোচনায় পড়লেও দেখা যাচ্ছে আত্মবিশ্বাসটা আ হারিয়ে যায়। আবার আ খানিকটা
স্বাভাবিক ব্যাপার, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। হুম। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ।
ভয়ের পরিস্থিতি অ্যা তৈরি হলেও খানিকটা আত্মবিশ্বাসটা দেখা যাচ্ছে কমে যায়। যেমন ধরুন আ পরীক্ষা হলে আফা দেখা যাচ্ছে যে ইন্টারভিউ বোর্ডে আ তখনও কিন্তু দেখা যাচ্ছে আত্মবিশ্বাসে খানিকটা ঘাটতি আসে বা কোন একটা নতুন জিনিস শিখতে গেলে যে আসলে ভয়টা কাজ করে তখনও মনে হয় যেন পারবো কি পারব না?
জ্বী, জ্বী, জ্বী, জ্বী। সুন্দর বলেছেন। তো আপনি যে বলছেন যে অ্যা গা বা ইন্টারভিউ বোর্ডে বা এই জায়গাগুলোতে গেলে আত্মবিশ্বাসটা ধরে রাখা কষ্ট হয়ে যায়। তো আ সেই সময়টা মানে আপনি কিভাবে আত্মবিশ্বাসটাকে আবার ফিরিয়ে আনেন? কারণ আপনি তো বললেন যে আত্মবিশ্বাস না থাকলে দেখা যায় যে মানে ওইভাবে কিন্তু ভালো একটা রেজাল্ট পাওয়া যায় না। আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনেন কিভাবে?
হ্যাঁ, হ্যাঁ। দেখুন, আত্মবিশ্বাসটা আসলে ফিরিয়ে আনার ব্যাপারটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। কারণ স্থানভেদে এবং যে ব্যাপার আ কোন পরিস্থিতিতে আসলে কিভাবে আত্মবিশ্বাসটা হারাচ্ছে, সেটা আসলে নির্ভর করে। সেটা অনুযায়ী দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অ্যা কাজ করা করা যেতে পারে। যার ফলে কিন্তু আত্মবিশ্বাসটা আসলে ফিরে পাওয়া যায়। আ যেমন ধরুন এরকমটা হয় যদি যে হাতে পর্যাপ্ত সুযোগ আছে বা সময় আছে, অ্যা তখন কিন্তু আত্মবিশ্বাসটা বাড়ানোর জন্য ওই যে জিনিসটার পো সাথে সমস্যা হয়েছে, যে জিনিসটা নিয়ে আ সেটার উপরে কিন্তু আসলে আবার নতুন করে উম বিচার বিশ্লেষণ করে আবার নতুন করে কিন্তু আ প্রস্তুতি নেওয়া যেতে পারে। তাতে করে কিন্তু দেখা যাবে যে আত্মবিশ্বাসটা অনেকখানিক বেড়ে যায়। আ আবার যদি ধরুন যে আ ইন্টারভিউ হলের ব্যাপারটা যদি বলি। ওখানে যেয়ে আত্মবিশ্বাসটা যখন আসলে লো হয়ে যায়, তখন কিন্তু উম দেখা যাচ্ছে যে একটা বেশ কঠিন পরিস্থিতিতে পড়তে হয়। তো সেই পরিস্থিতিতে তো তাৎক্ষণিকভাবে আসলে হ্যাঁ, আত্মবিশ্বাসটা বাড়ানো যায় না। তো তখন হয়তোবা আ ওই যে তাদের সাথে কথা বলতে, বলতে খানিকটা আত্মবিশ্বাস ফিরে পাওয়া যায়। মাথা ঠান্ডা রাখলে আরকি।
হু। জ্বী, জ্বী, জ্বী হুম। উ জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। বেড়ে যাবে। সুন্দর বলেছেন। <giggles> সুন্দর বলেছেন কিন্তু। একদম, একদম, একদম সুন্দর কথা বলেছেন। তো আরেকটা ব্যাপার একটু আপনার কাছ থেকে জানতে চাই। যে আপনি যখন আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেন বলছিলেন। তো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে মানে অ্যা ছোট, ছোট কিছু কাজ বা কোন অভ্যাস বা অতীতের কোন একটা মানে আ ও ফলাফল থেকে অনুপ্রেরণা পাওয়া, এই, এই বিষয়গুলো কি কোন উপকার করতে পারে আপনাকে?
উ হ্যাঁ।